আসলে আমার জীবনের যে উদ্দেশ্য আ আমি সবসময় আসলে ট্রাই করি যে আমি মানুষের উপকার করব। মা যেহেতু মুভি থেকে কিন্তু এটা একটা ধারণা তো অবশ্যই পাইছি। কিন্তু আমার লাইফ এ যেটা আরকি মানে ইচ্ছা আমি যেটা আসলে চাই যে আমি খুব অতি সাধারণ থাকতে চাই, খুব হাই লেভেলে যাইতে চাই না। কারণ হাই লেভেলে আমার যাওয়ার কোনো আগে থেকেই ইচ্ছা নেই। আমি থাকব স্বাভাবিক থাকব। একটা মানুষ কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে অনেক ঋণগ্রস্থ হয়ে যায়। আ বিভিন্ন টাইপের সমস্যায় ভোগে, টেনশনে থাকে। তো আমি চাই যে আমার লাইফটা আমি এমনভাবে চাল চলব বা, সামনে এগোবো। সেটা হলো কেমন থাকবে? আমি সিম্পল লাইফ এ স্পেন্ড করব। যেখানে আসলে আমি ঋণমুক্ত থাকবো। আমি চাইলে ছোটখাটো কিছু শখ পূরণ করব। কিন্তু খুব বড় লেভেলে যাওয়ার কোন ইচ্ছা নেই। কারণ বড় লেভেলে যত বড় লেভেলে যাব তত কিন্তু frustration আসবে, হতাশা চলে আসবে। তো এই জিনিসগুলা আমি এভয়েড করতে চাই। আমি চাই যে আমার যে, যে ধ আমার একটা ধর্ম আছে সে ধর্ম অনুযায়ী আমি চলবো। আর আমি আমার আ মানে বাহ্যিক আমাদের ফ্যামিলি চলার জন্য যদ যতটুকু অ্যাবিলিটি দরকার সেইটুকু যাতে আমার মানে চলার মত থাকে সেইটুকু হলেই আমার যথেষ্ট আমি এটা আরকি মানে সিম্পল লাইফ যেটা স্পেন্ড করা য বলা চলে বলা চলে সেটা কিন্তু আমি মুভি থেকেও শিখেছি আরকি হ্যাঁ ওইটা হ্যাঁ। <chuckles>
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু। হ্যাঁ মানে সাদা-সিধে সাদা-সিধে জীবনযাপন যে জীবনে আসলে কোন আ বড় কোন আকাঙ্ক্ষা নাই। তারপর আপনি বলতে পারেন যে কোন ঝামেলা নাই নির্ঝঞ্জাল। তো আপনি এই যে মুভির বিষয়টা বললেন যেটা আসলে আমার কাছে শুনে মনে হচ্ছে যে বেশ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। আপনার জীবনে যেমন প্রভাব ফেলছে মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে। তো আপনি এই মুভির যদি আমি আ আবার বলতে চাই যে সারাংশটুকু যেটা আসলে আ মানুষের অন্য মানুষের জীবনেও পরিবর্তন নিয়ে আসতে পারে তো সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম, হুম।